অবশ্যই। আচ্ছা আপনাকে যদি আমি জিজ্ঞেস করি, আপনার মতে ভবিষ্যতে technology আমাদের জীবনের সবচেয়ে বড় বা আর কী ধরনের পরিবর্তন আনতে পারে?
জি, জি। আচ্ছা, আচ্ছা। আ আমাদের জীবনে যে এরকম পরিবর্তনটা আনতে পারে সেটা হচ্ছে গিয়ে যে, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তাটা আছে, এটা কিন্তু আমাদের জীবন অনেক সহজও করে তুলতে পারবে এবং এর পাশাপাশি কিন্তু যদি আমরা একটু দেখি যে আ কাজকর্মের দিক থেকে যদি একটু দেখি যে, অনেক মানুষ কিন্তু আসলে অ্যা চাকরিহীন হয়ে যাবে। কারণ কি দেখুন, যে এই AI কিন্তু বলতে গেলে আ repetitive কাজ যেগুলা আসলে ঘন, ঘন একই কাজ করা লাগে সেটা কিন্তু আসলে খুব, সহজেই ভুল ছাড়া একদম করে তু অ্যা করে ফেলতে পারে। যেটা আসলে দেখা যেত যে মানুষের দ্বারা যখন করা হচ্ছে তখন আসলে কিছু হলেও ভুল হত। কারণ অবশ্যই মানুষ দ্বারা ভুল হতেই পারে। তো এ এই ক্ষেত্রে কিছু চাকরি যাবে জি, জি।
হু, হু। জি, জি। হু, হু। জি, জি। হু, হু। জি, জি। হু, হু। জি, জি। জি, জি। তবে আমি একটা ওপিনিয়ন আছে। আমার মতে হচ্ছে মানুষের ভুলেও কিন্তু একটা সৃষ্টিশীলতা থাকে। এই কৃত্রিম বুদ্ধিমত্তা যতই আমাদের জীবনে
হু, হু। জি, জি।
চেঞ্জেস আনুক না কেন? এই যে কিছু জিনিস আছে যেটা তারা কখনো বদলাতে পারবে না। যেটা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কখনোই সম্ভব হবে না।
জি, জি। হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই এবং <smacks lips> আমি এটার সাথে আরেকটু যদি এড করি ম্যা একটু যোগ করতে চাই সেটা হচ্ছে গিয়ে যে এই যে পেইন্টাররা যে আছে না আর্টিস্টরা?
জি, জি। জি, জি।
এদের কিন্তু উম আপনি যদি দেখেন যে এই যে বড়, বড় আর্টিস্ট যারা ছিলেন এদের কিন্তু একটা ব্রাশ এর ওই পেইন্ট ব্রাশ এর যে একটা স্ট্রোক সেটা কিন্তু আসলে আপনি কি ভুল বলতে পারবেন বা যে পারফেক্ট হয়নি?
উহু। জি, জি। হু, হু। জি, জি। না একটা জিনিস দেখবেন যে অনেক বড়, বড় পেইন্টিং আছে যেখানে ছোটখাটো কিছু ভুল আছে। কিন্তু ওই ছোটখাটো ভুলগুলা কিন্তু আমি মনে করি যে, এটা তাদের বৈশিষ্ট্য বা ওটাই জিনিসটাকে অনেক ইউনিক বানিয়ে ফেলে যেটা আপনি বলছেন।
কারণ কি এটা কিন্তু তাদের একটা আলাদা creativi হ্যাঁ। ওটাকে ইউনিক বানিয়ে ফেলে হ্যাঁ! জি, জি। মানে আমি এটাই বলতে চেয়েছিলাম, আসলে যে এই যে এইসব জিনিসগুলো কিন্তু আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা আ বানেত বানাতে পারবে না। ঠিক না?
হু, হু। জি, জি।
এবং এর পাশাপাশি যদি দেখি যে হ্যাঁ, আমাদের robotics অনেক অ্যা robotic ব্যাপারগুলো যে।
তবে আমি একটা জিনিস মনে করি যে এই
আচ্ছা।

জি, জি, আরেকটা জিনিস কি জানেন? আমার টেকনোলজির আরেকটা জিনিস ভালো লাগে হচ্ছে
হুম, হুম।
যেমন, এখন যে জিনিসগুলো আমার ভাল লাগে বা old technology জিনিসের মধ্যে আমার কিন্তু gramophone টা খুব ভালো লাগে। gramophone এর আধুনিক জিনি invention বলা যেতে পারে, radio, speakers বা যেটাই হোক। কিন্তু ওই যে gramophone এর যে একটা classiness আছে এই জিনিসটা আমার খুব ভালো লাগে।
হুম, হুম। জি, জি। আচ্ছা, আচ্ছা। হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ তা তো অবশ্যই এবং যখন আপনি এই যে ফোনের কথা বলছেন, gramophone এর কথা বলছেন।
<coughs> হুম, হুম।
তবে এই যে এখনকার যদি জীবনযাত্রার কথা চিন্তা করি আমরা বা এখনকার অনুযায়ী এই যুগ অনুযায়ী যে আসলে এই যে মোবাইল ফোন বা এই যে স্মার্টফোন থাকার কারণে আমাদের লাইফ অনেকটা খানিকই স সহজ হয়ে গিয়েছে এবং দেখা যাচ্ছে কি যে আমি আসলে এই cellphone ছাড়া আমি আসলে কোথাও যাচ্ছি না
জি, জি। হুম, হুম। জি, জি। জি, জি, হুম।
এবং আমি যদি ভুল করে রেখেও আসি বাসায় বের হওয়ার সময়, দেখা যাচ্ছে যে আমি আবার ফেরত যেয়ে ওই মোবাইল ফোনটা নিয়ে আসছি। এটা আসলে দেখা যাচ্ছে যে আমার একটা আ জীবনের একটা necessity হয়ে গিয়েছে যে এটা আসলে আমার দরকারি জিনিস এবং অবশ্যই এটা অনেক কাজেই লাগে আমার। <smacks lips> যাতায়াত হতে শুরু করে একটু যদি আ দিক নির্ধারন করা নির্ধারন করার জন্যও লাগে যে অনেক সময় আসলে অনেক অচেনা রাস্তায় আমরা যেয়ে থাকি। কিন্তু ওই যে মোবাইল ফোনের মাধ্যমে যে Google maps আছে ওটার দ্বারা আসলে আমরা অনেকখানি রাস্তা, অচেনা রাস্তাগুলো আমরা পাড়ি দিতে পারি, ওটার সাহায্যে।
জি, জি। হুম, হুম। জি, জি। হ্যাঁ। জি, জি। হুম, হুম। হ্যাঁ, অবশ্যই।
কিন্তু ওই আগের যুগের কথা যদি বলি, ওই পুরনো দিনের যে আসলে এই gramophone নিয়ে তো আসলে এই কাজটা আমাদের আসলে সম্ভব হয়ে উঠত না এবং দেখা যেত কি? যে তখন আসলে এই যে নগদ যে যোগাযোগ করার যে বিষয়টা থাকতো যে কারো সাথে আ একটা কোনো ইম্পোর্টেন্ট কথা বলতে হবে, গুরুত্বপূর্ণ কথা আছে তাকে আসলে আমরা স বাইরে থাকা অবস্থায় দেখা যেত যে সহজে আমরা কথা বলতে পারতাম না। হয়তো আমার কোনো টেলিফোন বুথে যাওয়া লাগতো এবং যেয়ে ওখানে টাকা দিয়ে আমার আলাদাভাবে call make করা লাগতো।
উ হুম, হুম। জি, জি। হুম, হুম, হুম। জি, জি, না। gramophone এর সাথে কিন্তু টেলিফোনের কোন সম্পর্ক নেই। <scoffs>
আচ্ছা, আচ্ছা।
gramophone হচ্ছে জাস্ট আপনার মিউজিক শোনার যে যন্ত্রটা আছে। <chuckles> হ্যাঁ, তো আমার কিন্তু এই জিনিসটা খুব ভাল লাগে যে, এত সুন্দর একটা জিনিস
ও আচ্ছা, আচ্ছা, বুঝতে পেরেছি। জি, জি।
এত unique ভাবে কাজ করছে নরমাল একটা প্লেটের মতো যেখানে আপনি ছোট একটা পিন দিয়ে দিচ্ছেন সেটাতে আপনার গান বাজছে। এই জিনিসটা কিন্তু আমার খুব ভাল লাগে।
হ্যাঁ। জি, জি। হ্যাঁ, এটা একটা নস্টালজিক একটা ভাব দিয়ে দেয়।
আমি এখনো খুঁজতেছি যে আমার কখনো যদি সামনে পড়ে আমার ইচ্ছা আছে।
জি।
যে আমি একটা কিনব, দেখা যাক কপালে কি আছে। আমার এ মানে আমার খুব ইচ্ছা আছে যে যদি কখনো সম্ভব হয় বা যদি পারি তাহলে হয়তো আমি
<chuckles> হুম, হুম।

উম ফিউচার এ যে আরো একটা জিনিস সেটা হবে যে, আমাদের রিয়েল লাইফ এর interaction বা জিনিসপত্র অনেক বেশি কমে যাবে। তখন সবকিছু virtual চ হয়ে যাবে।
জি, জি। জি, জি।
বা Metaverse এর ব্যাপার-স্যাপার চলে আসবে। তো আমার এই জিনিসটা খুবই অপছন্দ। আমার কাছে মনে হয় যে, তখন আপনি তো 'WALL·E' মুভিটা নিশ্চয়ই দেখেছেন, আমাদের অবস্থা ওই মুভিটার মতো হয়ে যাবে।
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ অবশ্যই! <chuckles> আসলে, এই ব্যাপারটা আপনি কিন্তু অনেক concern এর দিক থেকেই বলেছেন। এবং এটা কিন্তু আসলেই আমাদেরকে আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে, আমরা আসলে ভবিষ্যতের যত দৈনন্দিন জীবনে যেরকম টেকনোলজি আসুক বা না আসুক, দেখা যাচ্ছে আমাদের আসলে এটার প্রতি বেশি একটা আকৃষ্ট হওয়া যাবে না এবং এটার বেশ প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। কারণ কি? এর মাধ্যমে যে ওই যে 'WALL·E' মুভিটাতে দেখেছিলাম যে, আসলে মানুষজন যেভাবে অকেজো হয়ে পড়েছে, আসলে তারা কিন্তু বসে, বসে সব কাজ করতে পারছে এবং দেখা যাচ্ছে যেস ওই মুভিটাতে যেরকম দেখিয়েছিল যে, হ্যাঁ! একদম পাশে বসে তারা আসলে ওই virtual reality র দ্বারা তারা যোগাযোগ করছে, খেলাধুলা করছে। কিন্তু তারা কিন্তু পাশেই বসে আছে। কিন্তু তারা পাশে বসে তাদের রিয়েল লাইফ কোনো interaction নেই একে অপরের সাথে। তো এই জি, জি।
জি, জি। হুম, হু। জি, জি। হুম, হু। জি, জি। জি, জি। জি, জি। আবার একটা চ জিনিস খেয়াল করবেন যে, ওই 'WALL·E' মুভিতে কিন্তু আমরা একটা জিনিসও খেয়াল করেছি ওখানে কিন্তু একটা জাগায় এটাও দেখায় যে মানুষ কিন্তু মনুষ্যত্বটা একদম ভুলে গিয়েছে। যে মানুষ যে এটা করতে পারে, সেটা করতে পারে, এই ব্যাপারে তাদের কোনো আইডিয়াই নেই। eve interaction কি জিনিস, বা
উম-হু। হ্যাঁ। উ-হুম জি, জি। মানে কিভাবে করতে হবে <scoffs> একজনের সাথে হ্যাঁ।
ইনজয় করা কি জিনিস, এই সবকিছু ওরা ভুলে গিয়েছিল!
আ জি, জি। এবং এই জিনিসটা হ্যাঁ, হ্যাঁ।
ওরা যখন ১ম realize করেছিল যে, "না! তারা হাঁটতে পারে!" even তারা হাঁটাটাও ভুলে গিয়েছিল। তখন যে ওই যে excitement বা ওদের চেহারার যে expression টা ছিল, সেটা কিন্তু দেখার মত ছিল!
<giggles> উম জি, জি। হ্যাঁ, একদমই! এবং এই জিনিসটা কিন্তু আসলে <scoffs> আমাদেরকে ভাবায় এবং আমি যখন এই সিনেমার ভিত্তিতে আমি যখন চিন্তা করি, যে আসলে আমাদের ভবিষ্যৎটা এই টেকনোলজিতে, টেকনোলজির দ্বারা কিভাবে প্রভাবিত হতে পারে বা কিসব পরিবর্তন আনতে পারে? তখন কিন্তু আসলে আমি মাঝেমধ্যেই একটু ঘাবড়িয়ে যাই। যে আসলে যদি ওই সিনেমাটার মতো যদি হয়ে ওঠে, তাহলে কিন্তু আসলে আমাদের এই মানুষ জাতির কিন্তু খুবই দুর্দশা আসবে।
হু, হুম। হু, হু। আচ্ছা। <scoffs> হ্যাঁ একদম! এটা নিয়ে আমিও মাঝে, মাঝে একটু চিন্তা করি। আমার এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা বলেন বা AI এর কাজ বলেন, এই জিনিসগুলো আমার তেমন একটা পছন্দ না। আমার মানুষের সৃষ্টিশীলতাটাই বেশি পছন্দ। যা হোক, আজকে আপনার সাথে গল্প করে ভালো লাগলো। আশা করি আবার কখনো কথা হবে। ভালো থাকবেন।
<scoffs> উম, জি। জি, জি। আচ্ছা, আচ্ছা। জি। হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, এই টেকনোলজির ব্যাপারে কথা বলে খুবই ভালো লেগেছে! অনেক আনন্দিত হলাম। ভালো থাকবেন আপনি, সুস্থ থাকবেন। আর একটু চেষ্টা করবেন যে টেকনোলজির থেকে একটু হলেও দূরে থাকতে, একটু বিরতি নিতে।
জি, আপনাকে ধন্যবা অবশ্যই, শুভরাত্রি।